উম, জি। হ্যাঁ, সেটা তো বটেই। দেখেন, আ আপনার কোনো একটা অ্যাকাউন্ট করার ক্ষেত্রে, আ অ্যাকাউন্ট যদি আসলে আ পাসওয়ার্ডের ক্ষেত্রেও বা আপনার যদি আসলে আ আলাদা রকমের কোনো যদি আসলে আ সিকিউরিটি না রাখা হয়, তো সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার ওই যে, আ তথ্য হাতিয়ে যাওয়ার যে খে আ ব্যাপার কিন্তু ওইটা কিন্তু আসলে থা হতেই পারে। তো পেছনের মূল কারণ হলো, দেখেন, <smacks lips> আ আপনার যখন আসলে কোনো একটা অ্যাকাউন্ট করা হবে, ওইখানে যদি আসলে পাসওয়ার্ড ১ থেকে ৮ পর্যন্ত দেওয়া হয়, তো ঐখানে কিন্তু আসলে যে কেউ প্রবেশ করে ফেলতেই পারবে। তো সেক্ষেত্রে আ পাসওয়ার্ড একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বা ভালো দেখে আসলে নির্বাচন করা উচিত। সেখানে আসলে আ এমন ক্যারেক্টার থাকা উচিত যে আপনার আ সিম্বল থাকবে, তারপরে আপনার আ লেটার ক্যাপিটাল থাকবে, স্মল থাকবে, আ নাম্বার থাকবে। এইভাবে যদি আসলে একটা কম্বাইন করে যদি আসলে পাসওয়ার্ডটা একটু শক্ত করে দেওয়া যায়, তখন কিন্তু আসলে আপনার ওই যে অ্যাকাউন্টটা ওইটা সুরক্ষিত থাকবে। আর আপনার অ্যাকাউন্ট যদি আসলে সুরক্ষিত থাকে, আ তো আপনার কিন্তু ওই যে অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার ঝুঁকি, বিশেষ করে এই ক্ষেত্রগুলো হয় কিন্তু আপনার ব্যাংকিং ক্ষেত্রে। তো আপনি আসলে যদি এই তথ্য আপনার ব্যাংকের তথ্য যদি হাতিয়ে যায় বা আপনার আ আপনার প্রচার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার আর্থিক ক্ষতি, তারপর আপনার আ অন্যান্য ক্ষেত্রে, বা এখানে কিন্তু আসলে প্রশাসনিক ক্ষতিও হতে পারে। দেখা গেল যে আসলে আ আপনার ব্যাংকে ব্যবহার করে আ কোনো অনৈতিক কোনো কর্মকাণ্ড বা অনৈতিক কোনো আসলে লেনদেনের যে ব্যাপারটা আছে সেটা আসলে করছে।
হুম, <smacks lips> একদমই ঠিক। <laughs> বাহ! বেশ চমৎকার। হুম, একদমই ঠিক। বাহ, বেশ চমৎকার। <smacks lips> একদমই ঠিক। আপনি যেমনটা সতর্ক করলেন, যে আসলে ব্যক্তিগত তথ্য আসলে এইভাবে দিয়ে দিলে সেই ক্ষেত্রে সেগুলা ব্যবহার করে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকান্ড আসলে অনেকে করতে পারে। এইজন্য শক্তিশালী পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড এর কম্বিনেশন বোঝালেন আপনি যে, আসলে কি ধরনের আসলে কম্বিনেশন ব্যবহার করলে পাসওয়ার্ড টাকে শক্তিশালী করা যায়, বাহ! বেশ চমৎকার। তো এছাড়া ছোট্ট করে যদি একটু একটা জিনিস জানতে চাই, আপনার কাছে কি মনে হয় যে, আসলে পাবলিক ওয়াইফাই ব্যবহার না করে ভিপিএন ব্যবহার করা উচিত?
তারপরে আপনার আ সামাজিক যোগাযোগের মাধ্যমের ক্ষেত্রেও উম জি। হুম, জি। আ, হ্যাঁ। হ্যাঁ, একদম। আ আমি এক্ষেত্রে বলবো যে, পাবলিক ওয়াইফাই তো আসলে একটা ব্যাপার আছে। তো তার ক্ষেত্রে, আমি যেটা করি, আসলে আমি আমার ওয়াই আমার ব্যক্তিগত ওয়াইফাইটাও আসলে অনেক সময় ব্যবহার করি না আরকি। আ এটা বলাই বাহুল্য। <smacks lips> জি।
বাহ! বেশ চমৎকার বোঝালেন আপনি। আসলে এই যে ব্যক্তিগত তথ্য, আসলে অনেকে মনের ভুলে আসলে প্রকাশ করে থাকে। দেখা যাচ্ছে যে কোথায় যাচ্ছে, না যাচ্ছে, সেই তথ্যও দিয়ে ফেলে। তারপরে অনেকে খুশিতে পাসপোর্ট এর তথ্য দিয়ে ফেলে, এ ধরনের কথাও বললেন। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার জন্যও আপনি পরামর্শ দিলেন। বাহ! বেশ চমৎকার লাগল কথা বলে। আশা করছি অনেক ভালো থাকবেন।
হুম, হুম। উম, জি। হুম, হুম। একদম। আ আমারও আসলে বলতে পেরে ভালো লাগলো। বিশেষ করে আমারও আরেকবার ঝালিয়ে নেওয়া হলো যে কোন, কোন তথ্যগুলো ঠিক আ আপনার প্রচার না করাটাই ভালো, বা আ সতর্কতার যে পাসওয়ার্ডের ক্ষেত্রেও, বা টু-এফ এ। <smacks lips> ধন্যবাদ আপনাকে।